জ্বী, আমিও আপনার সাথে আসলে আপনি খুবই সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার সাথে আমি একমত। কারণ দেখেন আমাদের পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে ডাস্টবিন ব্যবহার না করা। অ্যান্ড প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সেটা হচ্ছে। আপনি ধরেন স্কুল, কলেজ অফিস আদালত যে, ব্যাপারটা দেখবেন। বেশিরভাগ লোকই হচ্ছে বাইরে খাবার কাচ্ছে। আপনি ধরেন এই যে, রাস্তার পাশে যে, ফুটপাতে যে, দোকানগুলো আছে, তো এই দোকানগুলোতে যারা হচ্ছে খাবার খাচ্ছে বা কিছু কেনাকাটা করছে, সেখানে তো দোকানগুলো তো কোন ডাস্টবিন নেই। এবং যদি সরকারিভাবে রাস্তার পাশে কোন ডাস্টবিন রাখা থাকে, তবুও সেটা লোকজন ব্যবহার করছে না। তো এই যে, একটা অসামাজিক অ্যা অ্যা কার্যকলাপ হচ্ছে যে, অ্যা ডাস্টবিন চোখের সামনে থাকা সত্ত্বেও অনেক সময় তারা ডাস্টবিনে ময়লাগুলো ফেলছে না। বা ডাস্টবিন না থাকলেও তারা কিন্তু একটা নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় ফেলতে পারত, যেখানে ফেললে যে, আমাদের পরিবেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না সেই ময়লা প পচা থেকে। কিন্তু এ ব্যাপারে লোকজন এ একদমই সচেতন হচ্ছে না। তো আমি মনে করি যে, এই ব্যাপারটিকে আমাদের স নিজ দায়িত্বে সবারকে সচেতন করা উচিত। আমরা তাদেরকে বোঝানো উচিত যে, তোমরা এই কাজটি করো না, এটার ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আমরা এসব দূষণ থেকে পচা ময়লা আবর্জনা থেকে বিভিন্ন রোগ বালাই বাতাসের মাধ্যমে ছড়িয়ে আমাদের দেহে প্রবেশ করছে। তো এতে কিন্তু আমরা ছোট, ছোট করে অনেক রোগে আক্রান্ত হচ্ছি। এবং এ এই রোগগুলো কিন্তু একটা সময় বড় আকারে পরিণত হয়। তো এভাবে কিন্তু আমরা নিজেদের প্রতি নিজেরাই করছি।
জি। জি। হুম। হুম, জ্বী। হুম। জি। জি। ঠিক। জ্বী। হ্যাঁ। জি। জ্বী। হ্যাঁ, আমার মনে হয় কি জানেন জি। জ্বী। জি। ঠিক। হুম। জি। আমার আসলে এই বিষয়ে একটা মতামত রয়েছে। আমি সেটা আসলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে ধরুন এই যে, আপনি একটা কথা বললেন, সুন্দর একটা কথা বললেন। যে, মানুষজন আসলে কোন কিছু খাওয়ার পরে নোংরা আসলে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। আ হ্যাঁ, আমি ওইটা আসলে খেয়াল করেছি বিশেষভাবে আ উম চিপস কিংবা আ চকোলেট খেয়ে কিংবা আসলে পানি খেয়ে উম কিংবা জুস খেয়ে ওইসবের বোতল কিন্তু কিংবা আ প্লাস্টিক গুলো কিন্তু মানুষ রাস্তায় ফেলছে। এবং এটা কিন্তু খুবই আ পরিবেশটাকে যেমন দেখতে বাজে করে ফেলছে, উম তার সাথে কিন্তু পরিবেশের একটা ক্ষতি করছে। যেমন এইগুলো যখন আসলে মাটিতে গিয়ে মিশবে, মাটির উর্বরতাও কিন্তু এই প্লাস্টিক গুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। সাথে, সাথে কিন্তু আমাদের পরিবেশ আসলে দূষিত করছে। তো হ্যাঁ, এটার জন্যও কিন্তু আমার মনে হয় উদ্যোগ নেয়া যেতে পারে। আপনি সুন্দর একটা কথা বলেছেন যে, আ উম ময়লার ডাস্টবিন জায়গায়, জায়গায় রাখা যেতে পারে এবং সেটা রাখলেই হবে না। আমার মনে হয় সেটা আসলে প্রত্যেক দিন আ সরকারিভাবে পরিষ্কারও করতে হবে।
হুম। হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ।